সো এই যে ভাই ব্যক্তিগত স্বাধীনতা বা স্বাধীন স্বাদ মানে এই যে ভোটার অধিকার, এগুলা কিন্তু ভাই একধরনের আ লাইক চাপাই দেওয়ার বিষয় হয়ে যাচ্ছে আমাদের যার জন্য কিন্তু আমরা তাই না?
হ্যাঁ, বলেন। জি। হুম, হুম। হ্যাঁ। জি, জি, জি। এইটা তো আমরা দেখে নেয়া। হ্যাঁ, হ্যাঁ আমরা যদি উদাহরণস্বরূপ দেখতে পারি যে আমরা ৫ আগস্টের আগেই কিন্তু একপ্রকার আমরা বাধ্য হয়েই ছিলাম দেশের মধ্যে যে আমাদের স্বাধীনভাবে আমরা কিছু করতেই পেতাম না। তো দেখেন, এটা যখন আপনি একটা আপনার মত যখন জোর করে একজনের উপর চাপিয়ে দিবেন, আপনি ধরে নিলাম শক্তির বলে হোক বা অর্থের বলে হোক বা যেকোনো বলে আপনি তাকে সাময়িক কিছু সময়ের জন্য আপনি চাপিয়েই রাখতে পারবেন। কিন্তু আপনি যাকে চাপাচ্ছেন, তারও একটা সীমা আছে, তারও একটা শেষ আছে এবং সে যখন বিস্ফোরিত হবে বা সে যখন তার আ আসল রূপটা দেখাবে, তখন কিন্তু সেটা আর আমাদের দ্বারাই মানে বা তাদের দ্বারাই আসলে মানে ওটা ফেস করার মানে ক্ষমতা তখন থাকে না। এবং সেটা আমরা দেখতেও পেলাম যে তারে আমাদের সময় দেশের সকল মানুষকেই একটা বশে করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সাধারণ মানুষ সেটা আসলে করতে দেয়নি। তো যাই হোক ভাই, এই বিষয়ে আপনার সাথে কথা বলে ভীষণ, ভীষণ ভালো লাগলো। সামনে অবশ্যই আপনার সাথে আবার কথা হবে জি, হুম। জি, জি।
জি, জি, জি। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, একদম। জি, জি, জি, জি। জি। জি, জি। জি। জি। জি, জি, জি। জি। জি। জি, জি। জি, জি। একদম, একদম ভাই। জি, জি। জি, জি, জি। জি। জি। জি, ভাই। আমারও অবশ্যই, অবশ্যই ভাই। আপনার সাথে কথা বলে আমার বেশ ভালো লাগল, ভাই। উম আশা করি ভবিষ্যতে সুন্দর বিষয় নিয়ে আবার আলোচনা হয়তোবা
জি। ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই। জি। হ্যাঁ, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি আপনার
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।